হ্যাঁ, শহরে অবশ্যই আপনার অনেক স্মৃতি আছে। আ যেহেতু শহরেই পড়ালেখা করেছি, জন্ম শহরে, শহর থেকে বড় হয়েছি। আ বেশি অনেক স্মৃতি শহরের সাথে মিশে আছে। কিন্তু গ্রামেরটা একটু স্পেশাল লাগে। আ কারণ প্রকৃতিরটা কারণে সবুজ আপনার গাছপালা এর ফলে আর একটু নদী-নালা থাকে যার কারণ একটু ভাল লাগে বেশি। আ শহরের স্মৃতিটা একটু ভিন্ন রকম, এটা হচ্ছে গিয়া বন্ধু-বান্ধব কেন্দ্রিকের সাথে আ বন্ধু-বান্ধবের সাথে বা একটু বৃষ্টিতে ভেজার জন্য এটা ভালো লাগে। বিশেষ করে যেমন
আচ্ছা। জি। হ্যাঁ। আচ্ছা, আচছ বুঝতে পারলাম। জি।
ক্লাস আ 6-7 এ থাকতে ওই সময়টা বা 5-6 এ থাকতে ছোটবেলায়, শৈশবে আ হঠাৎ দেখা যেত ক্লাস নিতে, নিতে বৃষ্টি নেমে যেত, ঝুম বৃষ্টি নামত। আ স্যার ক্লাস নিতে আসত পারত না অনেক সময় ৩-৪ টা ক্লাসের পরে, তো আমরা বের হয়ে যেতাম ক্লাস থেকে বন্ধুরা মিলে। আ ফুটবল নিয়ে মাঠে নামতাম স্কুলের মাঠে এবং সেখানে ফুটবল খেলতাম, অনেক ফুটবল খেলতাম আ বৃষ্টিতে ভিজে, ভিজে। তো ওই দিনগুলোর কথা মনে পড়ে যে আসলে। আর তারপর <scoffs> বাসায় এসে যখন আ ড্রেস যখন ময়লা হয়ে যেত স্কুলের ড্রেস ইউনিফর্মটা তখন দেখা যেত যে মা বকা দিত ঠিক আছে? একটু রাগারাগি করতো ঠিক আছে? পরদিন আবার ক্লাস থাকতো এটা একটা কাপড়-চোপড় ধোয়া একটা ঝামেলা ছিল। এটা, এটা তো ভাবে অবশ্যই একটা যুক্তির কারণেই একটু রাগারাগি করতো আরকি, হ্যাঁ।
আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। বুঝতে পারলাম। জি। হ্যাঁ। আচ্ছা। জি, বুঝতে পারলাম। হ্যাঁ, এটা কিন্তু আপনি বেশ চমৎকার বললেন যে আসলে আপনি আ ছোটবেলায় স্কুলেও আ খেলাধুলা করতেন যখন বৃষ্টি হতো, আ ফুটবল নিয়ে খেলতেন বা ফুটবল খেলতেন। আসলে এই ব্যাপারগুলি তো বেশ চমৎকার! এবং আ ছোটবেলা থেকেই কিন্তু দেখা যায় যে এই বৃষ্টির গন্ধ বা কাঁচা মাটির আ যে একটা গন্ধ এটা কিন্তু মনের ভিতরে জায়গা করে নেয়। তো আপনার কি ছোটবেলা থেকেই ভালো লাগাটা শুরু হয়? নাকি আপনি যখন বড় হন যখন আ নিজেকে একটু একা সময় দিতে চান তখন এই জিনিসগুলা আরো বেশি ভালো লাগে?
জি। হ্যাঁ। জি।